Right. এখন দেখা যাচ্ছে যে, ত ধরেন আমি ছোটবেলায় আমার স্বপ্ন ছিল যে আমি আ race car driver হবো। এখন সেটা কিন্তু আমাদের দেশে সম্ভব না। সেটার জন্য আমার বিদেশে যেতে হবে। আমার সেটার জন্য অনেক ধরনের টাকা ঢালতে হবে, অনেক investment করা লাগবে যেটার capability তখন আমাদের family তে ছিল না। দে ধরা যেতে পারতো যে সেই জিনিসটা আমাদের দেশে হওয়ার chance খুবই কম। এখন ইদানিং অনেক ধরনের racer দেরকে দেখতেছি যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেয়ে, মালয়েশিয়াতে যেয়ে, কিংবা middle east এ যেয়ে তারা অংশগ্রহণ করতেছে। তা তাদের background কিন্তু দেখা যাচ্ছে আবার প্রবাসে হইছে, তাই না?
আচ্ছা। হু।
এখন তার বদলে আমি এ একটা simple degree নিলাম যেটাতে দেখা যাচ্ছে অনেক মানুষই নিচ্ছে। বলা চলে যে খুবই সহজ কারণ সেটা নিয়ে আমার তেমন একটা চিন্তাভাবনা করা লাগে নাই, তাই না?
আ এটা আপনি একটা ঠিক কথা বলেছেন। কিন্তু এই জায়গাটাতে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে ফারাকটা, হুম? এইটা যতটুকু কম হবে তত হচ্ছে আপনার স্বপ্ন পূরণের রাস্তাটা সহজ হবে। এখন আপনি ধরেন যে এরকমটা ভেবেছেন, হ্যাঁ? যে আপনি ভেবেছেন যে আপনি আ কি বললেন? আপনি হচ্ছে ইয়ে, রেসের, হ্যাঁ, race car driver হবেন। তো সেটার সাথে আমাদের সমাজের বাস্তবতাটা মিলে নাই। এর জন্য স্বপ্নটা দেখতে হবে কিন্তু স্বপ্নটা যাতে আমার সবকিছু সব পরিবেশগতভাবে হোক আর যেভাবেই হোক জাতিগত হোক, ওইটার সাথে বাস্তবতার সাথে যদি কিছুটা মিল থাকে তখন আমার মনে হয় সেটা পূরণ করার ক্ষেত্রে ভালো হয়। আর এছাড়া তো অনেক ধরনের আমরা স্বপ্ন দেখি আসলে। স্বপ্ন তো আমরা ধাপে, ধাপে দেখি বয়সের সাথে, সাথে দেখি, তাই না?
হ্যাঁ। হুম। Right। Race car driver। হ্যাঁ। Right। হুম, হুম, হ্যাঁ। হুম, সেটাও ঠিক। হ্যাঁ। Right। হ্যাঁ, তা আপনি হ্যাঁ, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি ছোটবেলায় যে যেটা হওয়ার স্বপ্ন দেখতেন তার সাথে এখনকার আপনার situation এর কি কোনো মিল আছে?
আপনার life এ জি। হ্যাঁ।

হ্যাঁ, কমপ্লিট করতে হয়েছে আলটিমেটলি। কারণ এর তখন আসলে সময় ছিল না অন্য কিছুতে সুইচ করা, যতদিনে আমি টের পেয়েছি আরকি। ঠিক আছে? কিন্তু ওইটা আমি একটা ভেবে অ্যাঁ করেছি, আর হয়েছে আরেকটা। ব্যা বিভিন্ন কারণে আমার ওই জায়গাটা থেকে সরে আসতে হয়েছে। অ্যাঁ সে
হুম। রাইট। হ্যাঁ। হুম। আমি যেহেতু মানে এই, এই সাবজেক্ট টা পড়া কারো সাথে আগে কথা বলি নাই, এইজন্য আমি খুবই ইন্টারেস্ট বোধ করছি এবং আমার মাথায় অনেক ধরনের প্রশ্ন ঘুরতেছে এই যে হ্যাঁ, হ্যাঁ। যে আপনি এটা নিয়ে কী ধরনের, কোনো ইন্টারেস্টিং জিনিস শিখছিলেন নাকি? হুম। কত, কত প্রশ্ন।
আচ্ছা। কোশ্চেন আসছে? হ্যাঁ। ইন্টা অবশ্যই এবং ইন্টারেস্টিং দেখেই আমি আসলে পড়ার আগ্রহটা, তৈরি হয়েছিল। কিন্তু তারপরে দেখি যে
হ্যাঁ। এটা, এটা মনে হতে পারে যে একটা কথা আছে না? "Grass is greener on the other side." আমি এই সাইড থেকে দেখতেছি, এইজন্য আমার কত কিউরিসিটি। কিন্তু আপনার ওই সাইড থেকে ভালো লাগতেছে না। <chuckles> হ্যাঁ।
এক্স্যাক্টলি। আ হয় কি? আ ডিপার্টমেনট এর টিচার রা অনেক ধরনের পলিটিক্স করে, হ্যাঁ? যেসব স্টুডেন্ট রা হচ্ছে তাদের ওই, পারপাস সারভ করে বিভিন্ন ধরনের, হ্যাঁ? বিভিন্ন ধরনের বলতে হচ্ছে, আপনার আ উম কি বলে? ধরেন আপনার বিভিন্ন পার্সোনাল কাজ করে দিল, হ্যাঁ? কোনো তেল মালিশ করা, হ্যাঁ। তো এই কাজগুলো যারা করে, তাদেরকেই ভালো, ভালো রোল দেয়। মানে আমাদের প্রোডাকশন হয়তো, ফাইনাল ইয়ার এ একটা প্রোডাকশন হয়। তো তাদেরকে ভালো, ভালো হচ্ছে রোল দেয়। ধরেন দেবদাস করেছিলাম আমরা। তো ওইখানে দেখা গেছে যে, আ আমি যত ভালোই করি না কেন? যেহেতু ওই রোল দেওয়ার দায়িত্বটা হচ্ছে স্যারের উপর থাকে, তখন হচ্ছে আমাকে একটা সাইড ক্যারেক্টার দিয়ে দিল, তাকে অ্যা অন্য, যারা তাদের ফেভার এ থাকে, তাদের ভালো রোল গুলো দিয়ে দিল। তখন আস্তে, আস্তে ম ইচ্ছেগুলো মরে যায় না? তখন আর শখগুলো আসলে থাকে না, স্বপ্নগুলো থাকে না। তো ওই ঘটনাটা আসলে আমার সাথে ঘটেছিল। যার কারণে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি নাই।
রাইট। হু। তেল মালিশ করা। <laughs> রাইট। হ্যাঁ। ওয়াও! হ্যাঁ। হুম, হুম। রাইট। হ্যাঁ। রাইট। হ্যাঁ, হ্যাঁ, আসলেই। হ্যাঁ। সেটা আসলে খুবই খুবই দুঃখজনক অ্যা হ্যাঁ। আমি, অ্যা আমি একটা অপুরচুনিটি পাইছিলাম আ দেশের বাইরে থাকা সময়। আমি একটা শর্ট ফিল্ম এ, আ প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম এবং আমি অনেক ধরনের আ ইন্টারেস্টিং, এক্সপেন্সিভ সব জিনিস নিয়ে একটু খেলছিলাম, আমার খুব মজা লাগছে। খেলছিলাম মানে কাজ করছিলামই কিন্তু, আমি জিনিসটাকে এত এঞ্জয় করছিলাম যে আমি সেটাকে মনে হয়, "ও! আমি তো অনেক কিছু নিয়ে খেলতে পারছি।" হুম?
কি করেছিলেন?